আপনি যদি মনে করেন সিলেটে বসে হয়তো আমি আমেরিকার কোন একটি আ কোর্স করতে চাই সেটিও হয়তো সম্ভব হবে। শুধুমাত্র এই ডিজিটাল যুগের মাধ্যমে।
একদমই ঠিক একদম ঠিক বলেছ হুম। আসলে জি, জি।
এবং আমি যদি <breath> আপনাকে আসলে আরো একটি প্রশ্ন করি যে এই যে আপনি বললেন যে আপনি <breath> ইংরেজিটা শিখতে চান অনলাইন এর মাধ্যমে সেক্ষেত্রেও নিশ্চয়ই আ আপনার এই ডিজিটাল যুগের সাহায্য নিতে হচ্ছে কিংবা ডিজিটাল যুগের মাধ্যমেই আপনি সেই শিক্ষাটি হয়তো গ্রহণ করতে পারবেন।
হু, হ্যাঁ। একদমই ঠিক বলেছেন। এখানে সুন্দর সুন্দর কোর্স করা যাচ্ছে বা আপনি চাইলেই এক একদম আ ফোনে সার্চ দিবেন তো হাজার হাজারটা শব্দ অর্থসহ পাওয়া যাচ্ছে সেগুলো মুখস্ত করে কিন্তু আমি ইংলিশটাও অনেক আয়ত্ত করতে পারছি। যেহেতু শিখতে পারছি না তা থেকে আমার মনে হয় শব্দগুলো যদি আমি ভালো করে মুখস্থ করেই ফেলি তো আমার কথা বলতেও সুবিধা এটা একটা আমার বড়ো সুবিধা বলতে পারেন।
হু। জি। হু, হু। হুম, একদম। আচ্ছা। হুম, হু। আচ্ছা। হুম একদমই আসলে ঠিক বলেছেন যে <breath> এই প্রযুক্তির যুগে ডিজিটাল যুগে আসলে অনেক কিছুই সম্ভব হয়েছে যা হয়তো আগেই সম্ভব ছিল না <breath> এখন আমরা আসলে ডিজিটাল যুগের আ সুবিধা পাচ্ছি বলা যায় কিন্তু আমাদের আসলে মনে রাখতে হবে যে সুবিধা যেহেতু পাচ্ছি এর বেশ কিছু অনেক অসুবিধাও রয়েছে এবং সেগুলো আমাদের <breath> মাথায় রেখে আসলে সেভাবে সুযোগগুলো গ্রহণ করতে হবে এবং ভালোভাবে সৎ উপায়ে
হুম। একদমই। হুম। একদমই ঠিক। সেটাও একটা শিক্ষা সেটাও একটা শিক্ষা গ্রহণ করতে হবে। খারাপ, খারাপটা কীভাবে এড়িয়ে যাওয়া চাই কারণ হ্যাঁ এখানে যেমন ভালো আছে খারাপও আছে। আসলে যে যেমনভাবে নিবে যে খারাপ দিকটা ব্যবহার করবে তার খারাপই হবে যে ভালো শিক্ষা নিবে তার ভালোই হবে।
জি, জি। এটাও আসলে একটা শিক্ষা। জি। জ্বি, এটাও আসলে একটি শিক্ষা। হুম। হু, হু। হু। জি, একদম ঠিক বলেছেন আসলে আজকে এই শিক্ষা বিষয়টি নিয়ে আপনার সাথে কথা বলে আমার প্রচণ্ড রকম ভালো লাগলো এবং অনেক কিছুই আসলে আমি আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম যেটি হয়তো আমার জীবনে একটি <breath> ইতিবাচক ভূমিকা রাখবে।
আমারও ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আশা করি ভালো থাকবেন, আবার কথা হবে। তাই না? ভালো থাকবেন হুম। ধন্যবাদ।
হু। জি। জি, আবার কথা হবে, ততক্ষণ সুস্থ থাকবেন, শা আ শান্তিতে থাকবেন।

তো আমি তখন বললাম যে "তুই তো বই কেনার জন্য টাকা নিয়ে আসছিস, তুই যদি এই টাকাটা দিয়ে দিস তাহলে তো তুই বই কিনতে পারবি না।" তখন আমার বান্ধবী বলল যে আ "বই তো আমি সেকেন্ড হ্যান্ড ও কিনে নিতে পারবো। আবার নতুন বই কিনতে হবে এমন তো কোনো কথা নেই। কিন্তু এই অর্ধেক টাকা দিয়ে এইখান থেকে কিছু টাকা দিয়ে যদি আমি তাকে একটু খাবার কিনে দে, ই আমার মনে হয় সেটাই উম সবচাইতে বেশি ভালো হবে" এবং ও কিন্তু সেই কাজটি করে।
উম। জি। উম। আচ্ছা, আচ্ছা। এটা থেকে আসলে এরকম হুম।
তো এই যে শিক্ষা এই যে আমি শিখলাম, আমার জীবনের আসলে স্মৃতির সাথে রয়ে গেছে এটিই আমার মনে হয় যে মানুষ জীবন থেকে এভাবেই শেখে।
জি, জি। একদমই। সেটাই। আমরা যে কোনো কিছু শিখতে পারি যে কোনো জায়গা থেকে। যে স্কুল কলেজ অ্যা থেকেই যে শিখতে হবে তো এ না। মানুষের ভিতরে থাকলে আসলে আমরা অনেক কিছুই শিখতে পারি। আমাদের এ এম আ আজকাল তো শিক্ষার এই যে ধরন বা পদ্ধতি বলেন, অনেক কিছু বদলে গেছে তাই না? হ্যাঁ, তে এই ডিজিটাল যুগে আপনার কিছু কি মনে হয়? আপনি কিভাবে এই এই শেখার উপরে আপনার জীবনে প্রভাব ফেলছে?
হু, হু, জি। হু, হু। হুম। জি। তো আমি হ্যাঁ, হ্যাঁ। জি, জি। হু। হু, হু। উম আসলে এই ডিজিটাল যুগে আমি যেটা বলবো যে আমি যখন ছোটো ছিলাম, স্কুলে ছিলাম কিংবা কলেজে ছিলাম। আসলে এত প্রযুক্তির আসলে আমি বলবো ভালো দিকটি আসলে শিক্ষাক্ষেত্রে আমি পাইনি। উম এখন যদি বলি আসলে শিক্ষাক্ষেত্রে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে, মোবাইল ব্যবহৃত হচ্ছে, ইন্টারনেট ব্যবহৃত হচ্ছে, বিভিন্ন ধরনের প্রযুক্তিগত ডিভাইস আসলে ব্যবহার হচ্ছে শিক্ষাদানের ক্ষেত্রে। যেটি আসলে আ শেখার জন্য কিংবা শেখানোর জন্য আমার মনে হয় খুবই ভালো একটি পন্থা। যে শিক্ষার্থীদেরকে আসলে আমার প্রযুক্তির সাথে যুক্ত করলাম। সেক্ষেত্রে আপনার কি মনে হয়? মানে কোন মাধ্যমটি আসলে উম শিক্ষাদানের জন্য সবচাইতে বেশি উপযোগী।
হু, হু। জি। আচ্ছা, আচ্ছা। হু। জি, জি। হুম। একদম ঠিক বলেছেন। একদমই। একদমই, একদমই বলেন। হ্যাঁ, হ্যাঁ। শিক্ষার তো আর শেষ নেই। এখন ডিজিটাল ডু যুগে এই যে আমি বলবো অনলাইন সিস্টেম শিক্ষা চলতেছে। কোনো আপনার হচ্ছে করোনার সময় থেকেই এটা শুরু হয়েছে, খুবই ভালো। আবার আপনি যদি আমাকে বলেন আমি যেহেতু এ ফোন ব্যবহার করি। এর মাধ্যমে কিন্তু আমি অনেক কিছু শিখছি ঘরে বসে। এখন তো আর স্কুল কলেজে যাই না। অ্যা সার্চ দিলেই অনেক কিছু শিখতে পাচ্ছি। handicraft বলেন, হাতের কাজ বলেন, রান্না বলেন। যাই হোক একটু প্রশিক্ষণ নিয়া যদি আমি ইংলিশটা শিখতে চাচ্ছি সবকিছুই শিখতে পারছি এটার উপরে আমি। এটা আ আমার খুবই ভালো শিক্ষার পরে আমার মনে হয় ডিজিটাল এই যুগে এসে এটা খুবই ভালো একটা এই প্রযুক্তিটা। আমার কাছে খুবই ভালো
হু, হু। হু, হু। হু, হু। জি। জি। জি। হু। জি। হ্যাঁ। জি। হু, হু। জি। আমারও তাই মনে হয় যে এই ডিজিটাল যুগে আসলে আ কোথাও গিয়ে যেমন আপনি যদি চান যে আপনি সিলেটে বসে আসলে আ ঢাকার কোনো একটি আ প্রতিষ্ঠানের অ্যা ক্লাস করবেন অনলাইনে, সেটিও আসলে সম্ভব হচ্ছে। এবং
জি।

উম আসলে আমারও এমন হয়েছে কিন্তু আমি আসলে আপনার কথার সাথে একটু সামঞ্জস্য রেখে বলতে চাইবো। এই যে আপনি বললেন যে পরিবারই আসলে আ শিক্ষার মূল কেন্দ্রবিন্দু। আমি আসলে এই কথাটির সাথে একেবারেই একমত। আ তার সাথে যদি আমি বলি দেখবেন যেই বাসার আ কর্তা দেখবেন ৫ ওয়াক্ত নামাজ পড়ে আপনি সেই ফ্যামিলি দেখবেন। উ তার গাইডলাইনস মেনে চলে এবং তারাও চেষ্টা করে যে ৫ ওয়াক্ত আমরা নামাজ আদায় করব। যেই পরিবারে দেখবেন যে বাবা-মা আ মদ্যপান করছে কিংবা বাবা-মা আ টাইম মেইনটেন্যান্স নেই বাজে ব্যবহার করছে তার সন্তান দেখবেন কিন্তু সে ধরনের এক্টিভিটিস আসলে কিন্তু শিখছে।
হম। জ্বী। হম। জ্বী, জ্বী। হম। জ্বী, জ্বী, জ্বী। হ্যাঁ একদম ঠিক বলেছেন। হম। একদমই ঠিক বলেছেন। এটাই। হুম।
জ্বি। তো সেখান থেকে আমি যদি আপনার কথার সাথে মিল রেখে বলি যে আসলে আ কোনো একটি মানুষের শেখার উৎসই হচ্ছে প্রথম বিদ্যালয়ই হচ্ছে তার পরিবার। এবং সে কিন্তু সেই পরিবার থেকেই প্রথমে শেখে। তারপর সে আ বিদ্য বিদ্যালয় কিংবা আসলে কলেজ থেকে শেখে। তারপরে সে আসলে তার জীবনের যে সকল উৎস রয়েছে শেখার সেখান থেকেই আসলে শেখে এবং নতুন, নতুন স্মৃতি সে তৈরি করে থাকে।
হ্যাঁ, একদমই। হুম। স্কুল এ যাই হ্যাঁ, হুম। একদম ঠিক বলেছেন। হুম, আমার মনে হয় এই যে শিক্ষাটার কথা বলছি আমরা এটা আমরা যতদিন বিচে বেঁচে থাকবো, আমার মনে হয় আমরা আজীবন আমৃত্যু পর্যন্ত কোন না কোন কিছু শিখবই। হ্যাঁ চলতেই থাকবে শিক্ষার কোনো আসলে শেষ নাই। হুম, একদমই ঠিক বলেছেন। বয়স হলেই শেষ নাই।
হু। জ্বি। হম। জ্বি। বয়স নেই এবং শেষ নেই, আসলেই তাই। আসলে আমি যদি আপনাকে ছোট্ট একটা গল্প বলি যে, আসলে আমি আমার জীবনের একটি অন্য উৎস থেকে আসলে আ কিছু শিখেছি এবং সেই স্মৃতিটি আমার মনে আছে। আমি যদি বলি যে আমার একটি বান্ধবী আছে। উ বলা যায় ও নিম্নবিত্ত পরিবারের একটি মেয়ে ওর কাছে আ ১ ৳২০০ মানেই হচ্ছে অনেক টাকা। একটা দিন যেটা হলো যে আমরা বের হয়েছি বাইরে। আ যাচ্ছিলাম রাস্তা দিয়ে। তো আমার কাছে আসলে কোনো টাকা ছিল না। আ রিকশা ভাড়া ব্যতীত। কিন্তু আমার সেই বান্ধবীর কাছে বেশ কিছু টাকা ছিল একটু বই কেনার জন্য।
আচ্ছা, আচ্ছা। জ্বী। জ্বী। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হু। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হম, হম।
তো রাস্তায় ১ টি খুবই বয়োজ্যেষ্ঠ ১ টি মহিলা আ সে হাঁটতে পারছিল না, খুবই দুর্বল। আ সে সারাদিন কিছু খায়নি। তো সে আমার বান্ধবীকে বলল যে মা আমি কিছু খাইনি আমাকে যদি একটু খাবার কিনে দিতে।
একদমই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা।